বুঝতে পারছি। না, এটা আসলে কখনো, কখনো বিব্রতকর হয়। কিন্তু সৌভাগ্যবশত এটা আমার সাথে কখনো হয় নাই আরকি। যে হয়তো গেছে একজনের একটা আরেকজনের কাছে গেছে, কিন্তু এটা ঐরকম কোনো সেনসিটিভ কন কনটেন্ট না আরকি যে, রেগুলার ঠকছে আ সাধারণ। এটা ওরকম কোন ঝামেলা আমি পড়ি নাই। এটা আসলে আমার সৌভাগ্যই বলব। কারণ আ এত বছর ধরে উম ধরেন ডিভাইস ইউস করতেছি। ১ বার তো, ১-২ বার তো ভুল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তাই না? এমনিত এমনিতে তো ভুল হয়ে যাইতে পারে হ্যাঁ। তো সেই জায়গা থেযে থেকে যেটা আমার প্রতি ঘটে নাই মানে, আমি কৃতজ্ঞ আরকি। আমার নিজের প্রতিই ধরেন। আচ্ছা।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কুস্তি খুবই স্বাভাবিক, ঠিক। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন যদি এখানে জানতে চাই ধরেন, অনেক ক্ষেত্রে অনেক ভিডিও যেহেতু দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়া তে অনেক ধরনের কৌতুক দেখানো হয় এবং অনেক ধরনের স্ট্যান্ড আপ কমেডি থাকে, যেখানে হয়তো অনেক ক্ষেত্রে, অনেক সময় মানে ফানি, ফানি কিছু কথা বলে। তো ওই ফানি কথাগুলো কখনো কি মাথায় রেখে দিয়ে, কোথাও দেখা যায় বন্ধুদের মাঝে বসে বা পরিবারের মাঝে বসে, কখনো কি ওগুলো বলা হয় কিনা মানে তাদেরকে হাঁসানোর জন্যই, সত্যি বলতে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, না, না, না, ভাই। না, না, না, না, না, এটা বলা হয় না, এটা বলা হয় না। মানে যেটা আছে যে, ঐরকমভাবে কখনো কোথাও উপস্থাপন করা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে, মানে হয় না? বন্ধু-বান্ধবের মাঝে; মাঝে, মাঝে দেখা যাচ্ছে হয়তো খুব মজার একটা ডায়ালগ, ছোট একটা ডায়ালগ। এটা হয়তো মাঝে, মাঝে বন্ধুদের সাথে কখনো, কখনো হয়তো করা হয়। এইটাই তাও, তাও রান্ডম। মানে ১ জন, যে খুব সিরিয়াসলি এরকম না। হয়তো মাসে ১ দিন একজনকে একটা কিছু বললাম। সিচুয়েশন এর উপর ভিত্তি সিচুয়েশন এর উপর ভিত্তি করে আরকি হ্যাঁ, এটাই।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। এই ঠিক। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই খুবই স্বাভাবিক। স হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে এটাই হয়। মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়, ওগুলো যে একেবারে মাথায় রেখে দিবো বা মুখস্থ করে রাখবো, এমন তো আর হয় না। দেখা যায় ওগুলো হঠাৎ, হঠাৎ মনে পড়ে এবং হঠাৎ, হঠাৎ ওইগুলো আরকি জোক ক্রাক, যেটা বলে আরকি। হঠাৎ, হঠাৎ এটা বলে ফেলে এবং সবাই একটু পছন্দ করে। এটা সাধারণ হয়েই থাকে সত্যি বলতে। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি ধরেন, টেকনোলজিক্যাল যে জিনিসগুলা, এটা অবশ্যই মানে সোশ্যাল মিডিয়া যে জিনিসগুলো এটা অবশ্যই ভালো এবং খুবই এটা পজিটিভ দিক আছে। কিন্তু আমরা সবকিছুরই জানি যে, প্রত্যেকটা টেকনোলজিক্যাল বা সাইন্স এর যে ইনভেনশন আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা খারাপ দিক থাকে বা নেগেটিভ দিক, দিক থাকে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, এখানে একটা যেটা হলো এটা খারাপ দিক, এটা হলো যে গোপনীয়তাটা রক্ষা হয় না অনেক ক্ষেত্রে। মানে অনেকেরই দেখা যায় বা অনেকেরই শোনা যায় যে, দেখা যায় তার একটা ফেক আইডি তৈরি হয়ে গিয়েছে এবং ফেক আইডিতে হয়তো অনেক কিছু হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে, সোশ্যাল মিডিয়া কি সত্যিই গোপনীয়তা রক্ষা করতে পারে না?
হুম, হুম, একদম, একদম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হু। হুম। রাইট। হ্যাঁ।